আর এগুলো হয়তো অনেক আপনি যেকোনো কনটেন্ট যখন দেখবেন অনেক সিরিজে কিন্তু আপনি ট্রু ক্রাইম ডকুমেন্টারি আছে। যেমন, সেগুলো থেকে শেখা যায় যে আপনার কিভাবে সাবধান হতে হবে। অ্যাম অ অপরিচিত থেকে কিভাবে বা নিজের নিরাপত্তাটা ডেটার নিরাপত্তাটা কিভাবে রাখতে হবে এরকম <smacks lips> করা যায়। তারপর আপনি কিছু, কিছু সিরিজ আছে যেমন কিছু, কিছু আছে অনেক হোপফুল যে আপনাকে শিখায় যে আসলে জীবনে গিভ আপ করা উচিত না। আবার কিছু, কিছু হচ্ছে বোঝায় যে আসলে লাইফে ছোট, ছোট জিনিসের মধ্যে আসলে মজা খুঁজে নেয়া ভালো। অ তো এই যে জিনিসগুলো নন অনেক রকম কনটেন্ট যখন আপনার থাকবে তখন কিন্তু অনেক রকমের মেসেজও থাকবে সেই শো গুলো থেকে। অনেক কিছু বোঝা যায় যেগুলো হয়তো আপনা <smacks lips> আপনার যে জ্ঞানের পরিধিটা সেটা আমি বলব যে একটু বেড়ে যায়। কারণ আপনি অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন যাদের লাইফ হয়তো আপনার মত না বা যাদেরকে হয়তো আপনি অন্য সময় জাজ করতেন তাদের পার্সপেক্টিভ থেকে হয়তো দেখার সুযোগ করে দেয় এই শো গুলো। তাই বল
উহু। আচ্ছা। উহুম। একদমই ঠিক। হু, হু। মানে অনেক কিছু বোঝা যায়। উহু। আচ্ছা। একদমই ঠিক। আচ্ছা। তাহলে আপনি আ মানে, আপনার যে এই যে চিন্তাধারার মধ্যেও একটা হয়তো পরিবর্তন আসছে। আপনি যেমনটা বললেন আরকি স্ট্রিমিং দেখে আপনি আগে স মানে সতর্কতাতে বিষয়টা একটু মানে এখন আপনি অনেকটা ভালোভাবে বুঝতেন যে এটা আসলে আপনি স্ট্রিমিং থেকে শিখছেন। এটা অনেকটা ভালো দিক যে আসলে এই যে তরুণ প্রজন্মরা অনেকটা সচেতন হচ্ছে। যে এবং <smacks lips> তারা আসলে এই যে কোনটা কি করতে হবে না করতে হবে এবং নিজেদের আসলে জীবনযাপনের বিষয়টাও একটু গোছানো হচ্ছে। তো <smacks lips> এই যে আপনি যেমনটা বলেন আরকি স্ট্রিমের একটা ধারা চলছে। তো <smacks lips> আসলে আপনি আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলে এই যে ভবিষ্যতে <smacks lips> মানে স্ট্রিমিং টাকে আপনি কোন পর্যায়ে মানে দেখতে <smacks lips> পারতেছেন বা আসলে দেখতে চান?
হুম, হুম। জি। হুম। একদম। উহু। আম আমি <smacks lips> বলব যদি এটা আরেকটু বেশি এভেইলেবল হয়। এ সবার জন্য। মনে করেন ইন্টারন্যাশনাল যে স্ট্রিমিং গুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডে আ পে করা হয় সেগুলো কিন্তু বাংলাদেশের অনেকেই আ মানে অ্যাক্সেস পায় না। মানে অনেকে বলতে যে কিনতে পায় না। কারণ তাদের হয়তো আ কার্ড নেই বা অনেকে হয়তো অ মনে করেন মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট টাও কিভাবে করতে হয় সেটা কিন্তু জানে না। মনে করেন অ যেগুলো বিশেষ করে দেশী প্লাটফর্ম যেমন Netflix এ যদি বলি বাংলাদেশে কিন্তু কনটেন্ট ক্রিয়েটর দের শুধুমাত্র একটা নাটক অ্যা একটা ছোট মিনি মুভি আছে Netflix এ বাংলাদেশের বাকি কিচ্ছু নেই। অন্যান্য কান্ট্রি ইন্ডিয়া বলুন আ বা পাকিস্তান বলুন, ওদের অনেক কিছুই কিন্তু আছে ছোটখাটো। তো আমাদের কিন্তু নেই। তো যদি এটা বাংলাদেশে আসত তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে বেশ যারা নতুন ক্রিয়েটর রা তারা কিন্তু অনেক ভালো স্টোরি করতে পারত। কারণ তারা একটা ব্যাকিং পেত ফিন্যান্সিয়াল। তো এটা করা যেতে পারে। এরকম নেটফ্লিক্স বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো যদি আমাদের দেশে ইনভেস্ট করে আমাদের কনটেন্ট গুলোতে এটা ভালো হত।
আচ্ছা। হু, হু। মানে, কিনতে পারে না। আচ্ছা। হু, হু। জি। আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তাদের অনেক রয়েছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা। যাক, এটা কিন্তু আপনি অনেকটা সুন্দর বললেন এবং আসলে আপনি আ নিজের অভিজ্ঞতা থেকেও এই যে স্ট্রিমিং থেকে কি শিখলেন, কি শিখেন নাই এবং আসলে কিভাবে সচেতন হওয়া দরকার সেটাও আসলে শেয়ার করলেন। এবং আলোচনাটাও অনেকটা সুন্দর হলো। তার জন্য আসলে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
উহুম।